আহ সম্প্রতি আসলে কিছু বিষয় নিয়ে আমার ভিতরে খুবই খারাপ লাগা কাজ করছে এবং আ বিষয়গুলো নিয়ে আসলে আমি এতটাই চিন্তিত যে, আ মানসিকভাবে আসলে আমি খুবই ভেঙে পড়েছি, এবং খুবই হতাশাগ্রস্ত হয়ে গেছি। ক এক কথায় বলতে গেলে, আসলে আ আ আ অ আমি ডিপ্রেশন এর মধ্য দিয়ে যাচ্ছি। তো বিষয়গুলো আসলে অ্যা খুবই অ্যা স্বাভাবিক একটা বিষয় হলেও, আমার কাছে কেন জানি না, খুবই চাপের মনে হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আসলে কারো সাথে শেয়ার করা যায় কিনা বা আ কারো কাছে আসলে এই বিষয়টা বললে, আসলে এই বিষয় থেকে কিভাবে নিস্তার পাবো, সেটা নিয়ে একটা সুন্দর আ পরামর্শ আমি পাবো কিনা। তো সেটাই আসলে বুঝতে পারছি না। যার কারণেই হয়তোবা আমি অ্যা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। তো আপনি কি আসলে আমাকে এই বিষয়ে কোনভাবে সহায়তা করতে পারবেন কিনা?
উম ওহহো! আচ্ছা। হু, হু। হ্যাঁ, নিশ্চয়ই আমি আপনাকে সাহায্য সহায়তা করার চেষ্টা করব। তবে আপনার কথা শুনে কিন্তু উম বোঝাই যাচ্ছে, যে আপনি অনেক বেশি আ টেনশন এ আছেন বা অনেক বেশি মন খারাপ আপনার। তো আপনি কি আসলে আমাকে বলতে পারেন, যে যে এত সমস্যাগুলো আপনার হচ্ছে জীবনে। কারো সাথে শেয়ারও করতে পারছেন না। তো এটার পেছনে আসলে মূল সমস্যাটা কি? বা মূল কারণটা কী?
আহ মূল কারণটা বলতে গেলে, আসলে আমাকে একটু পেছনের গল্পটা বলতে হবে। তো সেক্ষেত্রে আ আমি আসলে একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। তো আ সরকারি চাকরিজীবী হলেও তার আ আসলে বেতন খুব একটা বেশি নয়। তো যে, কারণে আমাদের টানাপোড়নের মধ্যেই আসলে জীবনটা চলে যায়। কিন্তু আমার বাবা, মা, আমি এবং আমার ছোট ভাই মিলে আসলে আ খুব সুন্দর একটা পরিবার এবং আমাদের প্রতিটা দিনই খুব সুন্দরভাবে কাটছে। তো যার কারণে আমাদের আ মাসিক যে, খরচটা থাকে আসলে আ চলাফেরা, খাওয়া-দাওয়া, আ ওষুধ বা আদার্স, সবকিছু মিলিয়ে আসলে খুবই সুন্দরভাবে দিন কাটছে। তো আ এই আর্থিক কোন বিষয় নেই আসলে আমার কখনোই কোন ধরনের অভিযোগ ছিল না আমার বাবার প্রতি। আমার বাবা আসলে আ চেষ্টা করে যাচ্ছিলেন যে, আমার আ প্রত্যেকটা চাওয়া এবং আমার যে, আকাঙ্খাগুলো আছে সেই সবকিছুই আসলে সম্পন্ন করার। তো আ যখন আমি আ আসলে বড় হচ্ছি, তো বড় হতে, হতে একটা পর্যায়ে যখন আমার আ বন্ধু-বান্ধবের সাথে আসলে অতিরিক্ত চলাফেরার সময় চলে আসে। তো দেখা যাচ্ছে যে, সেই সার্কেলটার ভিতরে আ কিছু বন্ধু-বান্ধব আছে, যারা আসলে যাদের বাবা হয়তোবা আ অনেক আ বড় আ বড় পদে চাকরি করে বা, হয়তোবা বড় ব্যবসায়ী। আ তাদের হয়তো আর্থিক বিষয়টা আসলে অনেক আ বেশি আসলে। তারা আ অর্থনৈতিক দিক থেকে অনেকটা সমৃদ্ধশালী। তো আ এইরকম বিষয় আসলে যখন চলে আসে, তো আমরা যখন আ আসলে গ গল্প করতে লাগি, তখন দেখা যায় যে, তারা সারাক্ষণ এই অর্থ নিয়েই গল্প করতে থাকে যে, "আমার বাবার এত টাকা আছে, আমার বাবার গাড়ি আছে, আমার বাবার বাড়ি আছে, আমাদের আ ৪ টা, ৫ টা আ বাংলো আছে। তো এই বিষয়গুলো না আমার কাছে খুব একটা ভালো লাগে না। বা, এই বিষয়ে কথা বলতে আসলে আমার খুব একটা ভালো লাগে না। কারণ আর্থিক বিষয়টা এমন যে, আসলে একেকজনের অর্থনৈতিক বিষয় আ একেকজনের অর্থনৈতিক ক্ষমতাটা একেক রকম হয়ে থাকে। তো সেক্ষেত্রে প্রত্যেকের বাবা-মাই আসলে তাদের সেখান থেকে সন্তানকে ভালো রাখার চেষ্টা করে। তো এই বিষয়টা নিয়ে যখন কথা হতো, তখন আসলে এই বিষয়টা আমার কাছে খুবই awkward ফিল হতো যে, কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি। আ মানুষ হিসেবে আমরা সবাই আসলে আ বন্ধু। তো বন্ধুদের মধ্যে আসলে অর্থনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনাটা আমার কাছে যে, অস্বস্তি মনে হচ্ছে। তো এটাই না আমি তাদেরকে বলতেও পারছি না এবং আমার নিজের ভিতরেও এটা নিয়েই খারাপ লাগা কাজ করছে।
হ্যাঁ, নিশ্চয়। ওকে। হুম, হুম। জী। ওকে। হুম, হুম। জী। অহহো। জী, বুঝতে পারছি। হুম। জী। আচ্ছা, আহ আসলে আপনার যে, অম মম পরিস্থিতি বা, আপনি আসলে যেভাবে জিনিসগুলো বললেন আমাকে। তো বোঝাই যাচ্ছে আপনি আসলে বেশ অস্বস্তির ভিতর দিয়ে যান। যখন আসলে অর্থনৈতিক দিকগুলো নিয়ে কথাবার্তা হয়। তো সেইক্ষেত্রে আসলে আ মানে আপনার বন্ধুরা যখন এই ধরনের কথাবার্তাগুলো বলে তখন কিন্তু আপনি চাইলে তাদেরকে বলতে পারেন যে, আসলে, "এই ব্যাপারটা নিয়ে কথা বলতে আমার কিছুটা অস্বস্তি বোধ হয়। তো আমরা চাইলে অন্য কোন বিষয় নিয়ে কথা বলতে পারি।" তো এই ব্যাপারটা নিয়ে কি আসলে চিন্তা করে দেখেছেন? বা, ধরেন তারা যখন মানে বলছে যে, "তার বাবার এত টাকা আছে বা, তার বাবা এই ধরনের জব করছে।" সেই বিষয়টাকে একটু কনভার্ট করে আপনি কিন্তু তাদেরকে অন্য কোন একটা টপিকে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, ব্যাপারটা অর্থনৈতিকই থাকুক। আপনি কিন্তু তাদের আ জিজ্ঞাসা করতে পারেন যে, আসলে, "তোমাদের লক্ষ্য কী? বা তোমাদের বাজেট কেমন?" মানে এই ধরনের কথাবার্তা বলে কিন্তু আপনি চাইলে টা আ পরিস্থিতিটাকে একটু স্বস্তিকর করতে পারেন। তো কি মনে হয় যে, আসলে এভাবে কথা বলে দেখলে কি আসলে আপনার জন্য তখন ভালো হবে?
অ্যা না আপনি আসলে খুব সুন্দর কথাই বলেছেন যে, আ যখন এ বিষয়ে আসলে কথা হয়, তখন যদি আমরা কথাটাকে কোনোভাবে আ পরিবর্তন করে অন্য কোন বিষয়ে কথা বলি। তো আমি আসলে আ এভাবে চেষ্টা করে দেখেছিলাম। কিন্তু আ বিষয়টা এরকম যে, আসলে আ তখন যখন এই বিষয় নিয়ে আসলে কথা হয়, তো আমি তাদেরকে এটা বলতাম যে, আসলে, উম আ "দেখো বন্ধু যে, আপ অর্থনৈতিক বিষয়টা হচ্ছে একেকজনের একেক রকম। প্রত্যেকটা মানুষই আসলে আ সব জায়গা থেকে সমান অ্যা সমান আসলে আ অর্থভিত্তিক মালিক হয় না। কারো কাছে হয়তোবা টাকা পয়সা একটু বেশি থাকতে পারে। হয়তোবা আ কারো কাছে কম থাকতে পারে। কিন্তু আ টাকা পয়সার আ কম বেশি থাকাটাতে আসলে মানুষের পরিচিতি না। মানুষের পরিচিতি আসলে সম্মানটা কতটুকু আছে বা, একটা মানুষ আসলে আ মানসিক দিক থেকে আ কিরকম চিন্তা করে।" তো আ আমি আপনাকে আরেকটা কথা যা বলবো, সেটা হচ্ছে যে, আমি যেটা মনে করি যে, একটা মানুষের কাছে হয়তোবা আ কোটি, কোটি টাকা থাকতে পারে। কিন্তু সে আসলে যদি আ মনুষ্যত্বই তার মধ্যে না থাকে, তাহলে আমি তাকে আ মানুষের পর্যায়ে আসলে বিবেচনা করি না। কিন্তু অ্যা এরকমও কিছু মানুষ আছে, যাদের কাছে আসলে খুব বেশি অর্থ নাই। কিন্তু তারা সবসময় মানুষকে সাহায্য করে এবং আ দেখা যাচ্ছে যে, তাদের আ সাথে অ্যা কোন বিষয়ে অ্যা টাকা পয়সার কথা উঠলেই, তারা আ চেষ্টা করে যে, মানুষকে আ আসলে দান করার জন্য বা, মানুষকে নিয়ে আসলেও কোন একটা আ ভালো অনুষ্ঠান করা বা, খাওয়া-দাওয়া, এই বিষয়গুলা তাদের অর্থের আ টানাপোড়নের মধ্যেও কিন্তু তারা করে থাকে। তো আমি তাদেরকে আসলে এভাবেই বলতাম যে, আ "অর্থবৃত্ত নিয়ে আসলে আ অ অহংকার দেখানোটা হয়তোবা খারাপ একটা বিষয়। তো আমরা চেষ্টা করবো যে, এই ধরনের অহংকার যাতে আমরা না করি। তাতে করে আ সমাজের মানুষ খারাপ বলবে বা, এই বিষয়টা নিয়ে আসলে কথা বলতেও অনেকের অস্বস্তি বোধ হয়।" তো এভাবে আসলে বলেছিলাম। কিন্তু আম যেটা হলো যে, আ তারা আসলে উ বিষয়টা বলার কারণে একটু মন খারাপ বা, তাদের ভেতরে আসলে খারাপ লাগা কাজ করছে। যে, আমি তাদেরকে এভাবে কেন হয়তোবা বললাম?
জী। হুম, হুম। জী। জিনি বাট উহু। জী। হ্যাঁ, হ্যাঁ। জী। হুম, হুম। আচ্ছা। না আসলে আ মন খারাপ করতেই পারে, যেহেতু তারা ওই ব্যাপারটা নিয়ে কথা বলতে, অনেক বেশি স্বস্তি বোধ করত, বা আ তাদের যে, অহংকারটা, সেটা হয়তো তারা দেখাতে পছন্দ করত মানে সোহাব সো অফ করার একটা ব্যাপার। সেটা তাদের পছন্দসই বলেই, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে বেশি কথা বলত। তো আপনি কিন্তু আপনার জায়গা থেকে একদম ঠিকই করেছেন। তাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করেছেন, এই ব্যাপারটা নিয়ে কথা যেন কম বলে, বা অহংকারটা কম করে। তো এখানে না, আসলে আপনার মন খারাপ করার কিছু নেই। তারাও দেখবেন একটা সময় পরে, এই জিনিসটা কিন্তু বুঝতে পারবে। যদি এখন বুঝতে না পারছে, কিন্তু সময়, সময় যখন আপনি তাদের সাথে আড্ডা দিতে যাবেন, বা আবার যখন এই টপিকে কথা হবে, তখন আবার যখন আ আসলে তাদেরকে একটু সুন্দরভাবে গুছিয়ে বলবেন, বা বোঝানোর চেষ্টা করবেন। তখন কিন্তু আসলে তারা আস্তে ধিরে বুঝতে পারবেন। কারণ আসলে মানুষের অভ্যাস তো দেখা যায়, ১ দিনে আ চলে যায় না, সেখান থেকে বের হয়ে আসতেও একটু সময় লাগতে পারে। তো এটা নিয়ে আসলে আ আপনারও চিন্তাভাবনা করার কিছু নেই, এবং তারাও কিন্তু তাদের জায়গা থেকে আমার মনে হয় চেষ্টা চালিয়ে যাবে। এই জিনিসটা নিয়ে যাতে কথা কম হয়। তো আপনি আসলে আ আর কি কোন সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন? ধরেন যে, এই যে, অস্বস্তি বোধ করছেন, কথা বলার অ অ অর্থনৈতিক দিকটা নিয়ে। তো এক্ষেত্রে কি আপনি কোন মানসিকভাবে কোন টেনশন এর ভেতরে আছেন?
হুম, হুম। হুম, হুম। আ সত্যি কথা বলতে আসলে হ্যাঁ, যখন এই বিষয়টা নিয়ে আসলে আমরা কথা বলেছিলাম, তো আমাদের মধ্যে, যে, একটা মনোমালিন্যের একটা বিষয় চলে আসে। তো সেখান থেকে আসার পর আমার কাছে মনে হয়েছে হয়তোবা আ আমি তাদেরকে এভাবে না বললে হয়তো আজকে যে, আ মনোমালিন্যের বিষয়টা আমাদের মধ্যে আসলো, এটা হয়তোবা হতো না। তো আমাদের সম্পর্কের মধ্যে আ সামান্য হয়তো একটু দূরত্বের সৃষ্টি হয়েছে। যার কারণে আমার একটু খারাপ লাগা কাজ করছে। তো আ আমি হয়তো ভাবছিলাম যে, আ আমি যদি তাদেরকে না বলি বা, এ বিষয়ে তাদের তাদের যেভাবে আসলে ইচ্ছে বা, তারা যেভাবে আসলে কমফোর্ট ফিল করে, তারা যদি সেভাবে থাকে এবং আ আমি যদি আমার মত করে আসলে থাকি, তো সেক্ষেত্রে কি বিষয়টা ভালো হয় নাকি? আসলে তাদের তারা যে, ভুল পথে যাচ্ছে বা, তাদের যে, চিন্তা ভাবনাটা আসলে ভুল, সেটা ধরিয়ে দিলে কি বিষয়টা ভালো হয় কিনা? তো এইগুলো নিয়েই আসলে আমি খুবই চিন্তিত এবং আমার কাছে মনে হচ্ছে যে, এ আমি আসলে আ ভুলটা নিজেই করে ফেলেছি যে, আমি যদি না বলতাম, তাহলে হয়তো কোন বিষয়টা এরকমভাবে আসতো না। ত এটা নিয়ে আরকি আমি একটু মানসিকভাবে একটু চাপের মধ্যে আছি।
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। জি। আচ্ছা। না, আ আসলে আপনি যেটা করেছেন, সেটা কিন্তু একদম সঠিক কাজই করেছেন। কারণ আপনার বন্ধু-বান্ধব তো আপনার কাছের মানুষ। তো তারা যদি একটা ভুল পথে আ চলতে থাকে, এটা আপনি চোখের সামনে দেখেও যদি তাদেরকে না বলেন, তখন পরবর্তীতে কিন্তু আপনার ভেতরে অপরাধবোধটা আরো বেশি কাজ করতো। আর এখন একটু সাময়িকভাবে হয়তো দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু আস্তে, আস্তে দেখবেন যে এটাও ঠিক হয়ে যাবে। তো এটা নিয়ে আসলে এতটাও মন খারাপ করবেন না বা অপরাধবোধে ভুগবেন না। এটা কিন্তু আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। তাছাড়াও আপনি যদি একটু নিজেকে মানসিকভাবে প্রশান্তি দিতে চান, তো আপনি চাইলে কিন্তু তাদের সাথে আবার একটু এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারেন। যে আসলে আ "দেখো বন্ধু, আমি কিন্তু ব্যাপারটা সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি"
হুম, হুম। হুম, হুম।
"এই ব্যাপারটা একটু আ সহজভাবে নেওয়ার চেষ্টা করো। যেমনটা আমি চাচ্ছি।" তো মানে আসলে খোলামেলা আলোচনা করলে দেখা যাবে যে আপনাদের ম মধ্যকার যে একটা দূরত্ব, সেটাও কিন্তু আস্তে, আস্তে কমে আসবে। আর মানসিক চাপটা কমানোর জন্য আপনি চাইলে কিন্তু একটু হালকা মেডিটেশন করতে পারেন বা শ্বাস-প্রশ্বাসে ব্যায়ামও করতে পারেন। তখন কিন্তু এইযে চিন্তাভাবনাগুলো অনেকটাই পরিষ্কার হয়ে আসবে।
আহ না, আপনি খুব সুন্দর উপদেশ দিলেন আমাকে। আমি আসলে এতটাই মানসিক চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে, এভাবে আসলে কখনো ভেবে দেখিনি। আহ যার কারণে আহ আমি খুবই কষ্ট পাচ্ছিলাম। তো আপনার সাথে কথা বলে আসলে আ আমার কাছে মনে হচ্ছে যে, আপনি যে, বিষয়গুলোর কথা বললেন যে, তাদের সাথে আসলে খোলামেলা আলোচনা করা, বা আ মানসিক চাপ কমানোর জন্য এইযে হালকা মেডিটেশন বা, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা, তো এভাবে আমি আসলে ভেবে দেখিনি। তো আমার কাছে মনে হচ্ছে যে, উম আমি যদি এগুলো আসলে করে দেখি, তাহলে হয়তো আমি যেই সমস্যাটার মধ্য দিয়ে যাচ্ছি, এটা থেকে খুব শীঘ্রই আসলে বের হয়ে আসতে পারবো। এহ এবং আহ আমি আসলে এই জায়গা থেকে বের হওয়ার জন্য একটা ভালো উপদেশ চাচ্ছিলাম, বা, এমন একজনকে খুঁজছিলাম যে, কিনা এ বিষয়ে একটু সাহায্য করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে যে, আ আ সঠিক মানুষের কাছেই এসেছি। এবং আপনি যে, পরামর্শগুলো দিলেন, সেগুলো অবশ্যই আমার আহ ভবিষ্যতে আহ ভালো কিছু অ করার ক্ষেত্রে আসলে কাজে লাগবে। তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এবং আ আপনার পরামর্শগুলা আমি প্রতিনিয়ত মেনে চলার চেষ্টা করবো। তো আপনি ভালো থাকবেন।
আচ্ছা। হুম, হম। জি। হ্যাঁ। জি, নিশ্চয়ই। জি, কোন সমস্যা নেই। আপনার সহায়তা করতে পেরে আমার নি আমারও অনেক ভালো লাগছে। এবং আপনি যে, আসলে সমস্যাটা থেকে নিজেকে বের করার চেষ্টা করছেন, এটাই কিন্তু আসলে সবচেয়ে বড় একটা উদ্যোগ। আপনি যখন আহ এই ব্যাপারগুলো নিয়ে একটু কম চিন্তাভাবনা করবেন, বা একটু খোলামেলা কথা বলবেন, তখন কিন্তু আস্তে, আস্তে ব্যাপারটা অনেক বেশি সহজ হয়ে যাবে আপনার জন্য। তো আপনার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।
আহ জি। আ আহ আসলে আমার কাছেও মনে হচ্ছে যে, আমি যদি এই বিষয়টা আ আহ আ প্রতিনিয়ত এভাবে চেষ্টা করতে থাকি, তাহলে আহ একটা সময় আসলে আমি যে, অস্বস্তিতে ছিলাম, সে অস্বস্তিতে হয়তোবা আমার থাকবো না। এবং বন্ধুদের সাথে যে, খারাপ সম্পর্ক তৈরি হয়েছে, সেটাও আসলে একদিন আ আ ঠিক হয়ে যাবে বলে আশা করছি। তো আপনার সাথে কথা বলে আসলেই ভালো লাগলো। আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।
জি। হুম, হম। ঠিক হয়ে যাবে।